তাদের ক্ষেত্রে আসলে আমি বলব যে, এখানে যৌক্তিকতার যে বিষয়টা আছে সেটা আসলে ভেবে দেখা। আরেকটা ব্যাপার যে আসলে আল লোকের আসলে বউ চলে গেল কি থাকলো! সেটা দেখে তো আসলে আমার কোনো যায় আসে না বা সেটা দেখে তো আসলে আমার কোন কাজ নেই। তো এখন আ ব্যাপারটা হলো যে কি হয়েছে, আমাদের আ দেশের মানুষের যে সমস্যাটা এই এই জায়গাটাতে আসে। তারা আসলে আ নিজের ঘরে কি চলছে এটার দিকে মাথা ব্যাথা নেই কিন্তু আসলে পরের ঘরে কি চলছে এটা নিয়ে কিন্তু আসলে খুব বেশি রকমের আরকি চিন্তাভাবনা থাকে।
হুম। <chuckles> একদম, একদম। হুম। জ্বি। না এটাই, এই যে দেখবেন এইজন্যই কিন্তু অনেক সেলিব্রিটি গসিপ আসলে এগুলি আমাদের দেশে অনেক বেশি চলে।
<chuckles> আন জ্বি, আর আমি যদি আবার আসলে একটু এদ আসি যে রাজনৈতিক ক্ষেত্রে, তো রাজনৈতিক ক্ষেত্রে আবার একটু কঠিন হয়ে যায় তাদের খবরগুলো ধরাটা, এই কারণেই যে আ তাদের যে বিষয়গুলো আছে তারা কিন্তু আসলে খুব বেশি একটা প্রকাশ্যে আ প্রকাশ্যে যেটা করে সেটা আসলে গোপনে করে না আর গোপনে যেটা করে সেটা আসলে আ কোনদিন খবরেও আসে না। আর প্রকাশ্যে যেটা করে সেটা আসলে একটু বেশি করেই আরকি খবরে আসে। যেমন ধরেন, আপনার অ্যা কোথাও একটা ব্রিজ বানানো হয়েছে। তো এখন এইযে, ব্রিজটা যে আসলে কালভার্ট নাকি আসলে ব্রিজ সেটা আসলে একটা ব্যাপার আছে বা থেকে যায়। আ যখন আসলে শুনবেন যে আসলে আ অমুক গ্রামে বা অমুক সড়কে একটা ব্রিজ তৈরি করা হয়েছে। তো এখন ব্রিজ যে তৈরি করা হয়েছে বুঝলাম, তো ব্রিজটা আসলে কি ধরনের ব্রিজ! সেটাও আসলে বোঝা দরকার আছে। বা ওই রাস্তায় আসলেই কি ধরনের ব্রিজে- ব্রিজের প্রয়োজন আছে? সেটাও একটা ব্যাপার। আ এই ব্যাপার গুলো যখন আসলে দেখবেন তখন কিন্তু আসলে অনেক সহজে বোঝা যায়। বা আ এটা আসলে নি আপনা আপনি আপনি চলে আসে চিন্তাভাবনা যে, না এখানে এ দেখা গেল যে একটা ক্যানেল আছে তো সেই ক্যানেলটাকে ইয়ে করার জন্য একটা ছোট করে একটা প্লাস্টার করে জাস্ট স্লা আ স্লাব বসায় দেওয়া হয়েছে, তো ওইটা তো আসলে কোনভাবে ব্রিজ হতে পারে না। ২ পাশে ২ টা বর্ডার দিলে সর্বোচ্চ কালভার্ট হতে পারে। তাই না? তো
হু। হু, হু। প্রকাশ করে না, <chuckles> হ্যাঁ, একদম, একদম। হুম, রাইট। হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জ্বি, ব্রিজ না। <chuckles> হ্যাঁ। হুম তার মানে এইভাবেও আসলে যে তাদেরকে এরকম মানে প্রচার করার জন্য হয়তো বা এই ধরনের মানে অতিরঞ্জিত করে খবরগুলো অনেক সময় ছাপানো হয়ে থাকে নাকি?
হ্যাঁ। আন জ্বি।

হ্যাঁ, একদম। তো সেক্ষেত্রে আ আরেকটা ব্যাপার আছে। খবর যখন আসলে খবরের সাথে আপনার কিন্তু অনেক সময় ছবি বা ভিডিও আরকি থাকে। তো ওই যে ছবি বা ভিডিওগুলোর যদি আসলে মেটা ডাটাটা চেক করা হয় তখনও কিন্তু আসলে অনেকাংশে আ বোঝা যায় বা জানা যায় যে না আসলে এই ছবিটা কতটুকু বাস্তবসম্মত বা এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য। আ কারণ আপনি যখন আসলে দেখবেন যে আ সিসিটিভি ফুটেজের থেকে ওই ক্যামেরাটা আসলে বা ভিডিওটা রেকর্ড হচ্ছে আপনার আ কোন একটা Sony বা DSLR ক্যামেরা থেকে। আ তখন তো আসলে ঐটা কেমন জানি হয়ে গেল না? এইটা তো আসলে সিসিটিভি ফুটেজ বা আইপি ক্যামেরা। তো এখানে যখন আসলে মেটাডেটাতে ওইখানে ঐটা থাকবে। তো এটা তো আসলে ভাইয়া একটা মানে ভুল কোন একটা তথ্য বা আইপি ক্যামেরাও বুঝলাম। AI দিয়ে যদি আসলে কোন ভিডিও বানানো থাকে তখনও কিন্তু আসলে ওই ভিডিওর ভেতরে
উম হ্যাঁ, হ্যাঁ। জ্বী। রাইট, রাইট। তো হ্যাঁ। হুম। <chuckles> একদম, একদম। হুম। জ্বি। হুম। মানে তখন সহজে আসলে জিনিসটা ধরা যায় এইভাবে।
একদম। মানে এখন তো আসলে সহজ বলবো না। এখানে আসলে কিছু, কিছু নিয়ম মানতে হবে। যেমন ধরেন, আ একটা কি বলে? স্থিতিশীলতা বলা একটা ব্যাপার আছে বা আপনার আ মানে দেখে দেখলেই বুঝতে পারবেন যে ওই যে চিত্রটা ঐটার ভেতরে আসলে কতটা প্রাণ আছে আর অন্যগুলোর ভেতরে প্রাণ কতটা আছে। এই জিনিসগুলো যদি আসলে লক্ষ্য করেন না, তখন কিন্তু আসলে বোঝা যায়। যে এটা আসলে কতটুকু সত্যি। একদম।
আচ্ছা। হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। হু, বোঝাটা সহজ হয় রাইট। তো এই যে আপনি বলছিলেন যে, এতভাবে আসলে জিনিসগুলি কিন্তু এরকম খুব সহজে ধরে ফেলা যেতে পারে। যে অনেক এরকম বিভিন্ন অনলাইন টুলস আছে। তারপর যে আপনি মেটাডাটার কথা বললেন, যেগুলি চেক করে আসলে বুঝা যেতে পারে, যে কখন ছবি তোলা হয়েছে, কি দিয়ে ছবি তোলা হয়েছে, ছবিটা আসল কিনা। তো এটা মানে আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার হয়তোবা এই ব্যাপারে মানে অনেকে আসলে জ্ঞান আছে। আপনি হয়তোবা এই কাজগুলি কিভাবে করতে হয়, না করতে হয় এগুলি intricately জানেন। কিন্তু সাধারণ মানুষজন যারা আছে যারা হয়তোবা এই জিনিসগুলি এত নিখুঁতভাবে হয়তোবা ধরতে পারে না। হ্যাঁ? তারা এটা আসলে কিভাবে বুঝতে পারে? তাদের জন্য কোন উপায় কি আছে এগুলি বোঝার?
হ্যাঁ, হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উ হু। উম জি। আহ অ্যা আ আচ্ছা তো

আ হ্যাঁ। তো আমি আবার দেখে নিই যে, আসলে এগুলো কি আ ওই যে, শেয়ারের কিন্তু আসলে রিচটা দেখে বোঝা যায় যে, আসলে আ দেখা গেল যে, একটা পোস্টে ১০০টা রিচ হয়েছে আর ১০০ জন মানুষই আসলে শেয়ার করেছে। তো আ এই ক্ষেত্রে আসলে কতটুকু বাস্তবসম্মত যে, না, ১০০ জন মানুষ দেখেছে, তার মানে আ সর্বোচ্চ ১০ জন পর্যন্ত শেয়ার মানা যায়। তাই না? এখানে তো আসলে ১০০ জনই শেয়ার মারা যায় না।
আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> একদম। তো এই যে, আপনি সোশ্যাল মিডিয়াতে এইভাবে মানে খবরগুলো যাচাই করার চেষ্টা করেন। তো তখন কি মানে এই জিনিসটা আসলে যখন আপনি মানে কোনো একটা খবরে ধরনে আপনার চোখের সামনে চলে আসে। হ্যাঁ? এটা যাচাইয়ের ক্ষেত্রে কি আবার অন্য কোনো সূত্র খুঁজে দেখেন যে, আসলে এই ধরনের খবর অনেক সময় হয় না যে হ্যাঁ, কিছু খবর এরকম দেখে অতিরঞ্জিত মনে হয় আমাদের কাছে। কিন্তু আসলে, আসলে খবরটা সত্যি। যখন এরকম কোনো একটা মেইনস্ট্রিম মিডিয়াতে আবার গিয়ে দেখব যে, হয়তোবা সত্যতা তখন যাচাই করাটা যায়। তো এরকমভাবে কি কখনো যাচাই করা হয়?
তো এই হুম, জি, একদম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম। আ হ্যাঁ, আচ্ছা। এক্ষেত্রে হ্যাঁ, যাচাই তো করাই হয়। প্রথমেই আসলে বলব যে, খবরটা আসলে প্রকাশিত যেটা হয়েছে, সেটা আ যাচাই করার মধ্যে মূলত আরকি আ কয়েকটা উপায় আছে। তার ভিতরে একটা উপায় যেমন ধরেন আপনার আ ওই খবরটা আসলে অন্য কেউ বা অন্য কোনো পত্রিকা মাধ্যম বা আপনার যে, মাধ্যমগুলো আছে, তো সেই মাধ্যমগুলোতে আসলে আ প্রচার হয়েছে কিনা, সেই ব্যাপারটা আসলে যাচাই করা। আর যদি খবর
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ও। মানে যে, বড়, বড় গণমাধ্যমের মধ্যেও একই ধরনের খবর আসলে এসেছে কিনা, এটা একটু দেখেন নাকি?
আ একদম। ব্যাপারটা হলো যে, এখানে দেখেন, আ কোনো পত্রিকা চ্যানেল তো আসলে ভাই ওরা আ ফেইক খবরগুলো আরকি বা বিশেষ, বেশি অতিরঞ্জিত খবর কিন্তু আসলে আ প্রচার করবে না। কারণ তাদেরও তো আসলে একটা রেপুটেশনের ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো আসলে আমি মাথায় দেখি বা এগুলো আসলে একটু ঘেঁটে দেখে নিই যে, আসলে আ দেখা গেল যে, আ গাছ আরকি হেঁটে যাচ্ছে। এমন একটা খবর আরকি ফেসবুকে পা ভাইরাল হলো বা আপনার অনেক পপুলার হলো। তো তখন আসলে আমি চেষ্টা করে দেখি যে, আ গাছ কি আসলেই হাঁটতে পারে বা এই ঘ ধরনের কোনো খবর আছে কিনা? তো এই ব্যাপারটা আসলে আমি আ আপনার ধরেন আ যেসব আ বড়, বড় পত্রিকা মাধ্যমগুলো আছে; যেমন ধরেন বাংলাদেশের ক্ষেত্রে ১ম আলো, তারপরে আপনার আ দৈনিক প্রয়ো অ খবর বা এই ধরণের আসলে খবরগুলোতে যেয়ে দেখি যে, আসলেই কি আ এরকম খবর এর আগে আ প্রকাশিত হয়েছে কিনা?
ও! হুম। না, না এটা তো অবশ্যই। হুম, একদম, একদম। হ্যাঁ। <chuckles> উম জি। ভাইরাল হয়ে গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। উম জি। <chuckles> হ্যা, যে, গাছ হাঁটতে পারে কিনা এই নিয়ে।
উন জি, একদম। মানে এটা শুধুমাত্র একটা উদাহরণস্বরূপ বললাম। আমি দেখেছিলামও। তো এখানে না আরেকটা ব্যাপারও আছে যে, এখন কিন্তু আসলে খবরকে মানে একেবারে সম্পূর্ণ আ ছাঁটাই কাটাই করে যেটাকে বলা যায় যে, আসলে আপনার ওই যে, এ-আই দিয়ে আসলে অনেক সময় আরকি খবর আ বানানো হয় আর অতিরঞ্জিত করা হয়। এটা আসলে অনেকাংশে মনে হয় যে, না, এটা তো আসলে অনেক ভালো একটা ব্যাপার বা অনেক সুন্দর একটা ব্যাপার। তবে এই ব্যাপার
<chuckles> পরে? হুম। হুম, জি। উম হুম, হুম, একদম, একদম। হ্যাঁ। জি। মানে আসলে বুঝাই যায় না যে, এই জিনিসটা আসল না নকল। আসল-নকলের তফাতটা, এইটা মানে খুব এখন আসলে মানে বলব খুব পাতলা হয়ে গিয়েছে যে, আসলে ওই লাইনটা এখন খুব ব্লার হয়ে গিয়েছে।
উম জি। হ্যাঁ, হ্যাঁ।